বিগত কিছুদিন যাবৎ না আসলে একটু চিন্তার মধ্যে আছি। কারণ হয় আপনার আ আমি আমার যা ব্যবস্থাপনার ব্যাপারটা বা এই যে ম্যানেজমেন্টের যে ব্যাপারটা সেটা না আসলে কোনোভাবে আ ঠিক রাখতে পারি না আরকি। আর আ যেটা নিয়ে আসলে একপ্রকার বলা যায় যে, মানসিকভাবে আসলে খুব একটু মানে আ মানসিকভাবে আরকি চাপের ভিতরে আছি। আর আ যার প্রেক্ষাপটে হচ্ছে কি যে আমার আ দৈনন্দিন জীবনের আসলে যে সকল কর্মকান্ড সেখানেও কিন্তু আসলে একটা আ বড় ধরনের প্রভাব পড়েছে। বলা যায় যে আ যার প্রেক্ষাপটে আ আমার আসলে আ কাজকর্ম করতে মন বসছে না বা আপনার পড়াশোনাতেও আসলে কোনপ্রকার আ মন বসছে না। তো এই পরিস্থিতিতে যে আসলে আমার এখন কী করা উচিত বা আ এখান থেকে যে আসলে আমি কী করলে বের হতে পারবো ওই বিষয়টা না আসলে আমি একেবারেই বুঝে উঠতে পারছি না। আর যার কারণে বলা যায় যে আ চাপের যে ব্যাপারটা সেটা আসলে অনেক বেশি রকমেরই আসলে আ অনুভব করছি। তো এখন ঠিক আ কি যে করব সেটা আসলে যদি আসলে একটু বলতেন আপনি আমাকে।
হুম, হুম। হুম, হুম। হুম। বুঝতে পেরেছি আপনি আসলে একটা দোটানার মধ্যে দিয়ে যাচ্ছেন তো যে আপনি কি করবেন বা কিভাবে শুরু করবেন? সেটাই আসলে আপনি বুঝে উঠতে পারছেন না এবং এটাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। আপনি আসলে কোন জিনিস বা কি বিষয় নিয়ে আপনাকে এত কষ্ট দিচ্ছে? একটু বিষয়টা যদি বলেন তাহলে একটু আমার বুঝতে সুবিধা হবে।
উ জি। এ হ্যাঁ। আচ্ছা। আ এ ব্যাপারে যদি আসলে বলতে যাই তাহলে না আপনার আ এই যে জানুয়ারিতে আসলে বেশ অ কিছু কেনাকাটা করা লাগবে। যেমন আ নতুন রুমে আ মেইনলি আসলে আপনার এই যে আ নতুন রুমে আসলে শিফট করবো। তো আ শিফট করার পরবর্তীতে আপনার না অনেক কিছু আসলে কেনা লাগবে এই যে আ এখন বর্তমান আসলে যেখানে আছি তো এখান থেকে আসলে আ অন্য একটা জায়গায় যাবো। আর আ ওই <smacks lips> অন্য জায়গায় যাবার পরবর্তীতে ওই রুমে আসলে ধরেন নতুন আসবাবপত্র বা আপনার এই যে আ ফার্নিচার এর যে ব্যাপার আছে, আ সেগুলো আসলে কেনা লাগবে। তো এ্যা বলা যায় যে এক প্রকার অনেক আ বড় ধরনেরই খরচ আছে। তারপরেও সাথে আরও খরচ আছে সাথে যেমন আপনার আ বিশেষ করে আমি যেহেতু আসলে কম্পিউটারের উপরে নির্ভর করে কাজ করি। তো কম্পিউটারেও আসলে কিছু পার্টস কেনা লাগবে। মানে ওই যে আপডেট করা লাগবে। তো আ সবকিছু মিলিয়ে না, আমি যে আ পরিকল্পনা বা এই যে সঞ্চয় যে আসলে কিভাবে করবো? আ সেটা আসলে আমি একেবারেই বুঝে উঠতে পারছি না। তো এ্যা এই এমন একটা অবস্থায় এ্যা আমার যেটা হচ্ছে যে মানে কোনো কিছুতে না, ঠিক মত আসলে চিন্তা করতে পারছি না যে, আসলে আমার এখন আ কী করা উচিত বা আসলে কি করলে আরকি ভালো হবে আরকি? এম জি।
হু, হু। হু হুম বুঝতে পেরেছি। হু, হু। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আপনি তো পরিবর্তন করতে চাচ্ছেন এটা বাসা যেহেতু পাল্টাবেন এবং আপনার কম্পিউটারের ব বিষয়ভিত্তিক কিছু জিনিস কিনতে হবে সেটার জন্য আপনার অনেকটা টাকার দরকার আছে। তো আপনি যে সঞ্চয় করছেন এই ২ টা কাজের জন্য আ সঞ্চয় পরিমাণটাকে আপনি আ মানে কিভাবে ম্যানেজ করছেন? এটা কি মাসে একটা থোক আগে থেকেই সরিয়ে রাখছেন নাকি দিনে, দিনে আপনি সঞ্চয়টা করছেন?
উম, জ্বী। হু, হুম। হুম, জ্বী। উম। হুম, জ্বী। আ এ ব্যাপারে আসলে যদি বলতে যাই না, এইখানে আসলে আমার একটু ভিন্ন রকমের একটা বিষয়। যেমন, আ আমি আসলে আ কোনো সময় আরকি পা ৫ দিনে পেমেন্ট পেয়ে থাকি আবার কোনো সময় ১০ দিনে পেমেন্ট পেয়ে থাকি। আবার, আ আমার না ঐ যে ইনকামের যে ক্ষেত্রটা, ঐখানে না আসলে নির্দিষ্ট কোনো আসলে এমাউন্ট আরকি ইনকাম করি না মাসে যে, আ দেখা গেলো যে কোনো মাসে আপনার আ ব ভালো টাকা ইনকাম করছি, আবার কোনো মাসে আবার আপনার এই যে অ্যা ১ টাকাও আসলে ইনকাম করছি না। বসে থাকতে হচ্ছে। তো আ দেখা গেল যে, আপনার এক মাসে ৫০,০০০ টাকা আর এক মাসে ৫০০ টাকাও হচ্ছে না, এমন একটা ব্যাপার। তো এমতা অবস্থায় আপনার যেটা আসলে নতুন আ বাসায় আমি যাই তো সেখানেও আসলে একটা আ আপনার আনুমানিক খরচ করলা মানে হিসাব করলাম। তো সেখানেও প্রায় অনেকগুলো টাকারই আসলে প্রয়োজন হবে। তো এখন এই বিষয়গুলো থেকে যে আমি কিভাবে আমার আ সঞ্চয়ের ক্ষেত্রটা আমি আ রাখতে পারি বা আমি যে কিভাবে আসলে সঞ্চয় করব। আপ এই বিষয়টা না আসলে একেবারেই বুঝে উঠতে পারছি না। বা আ সঞ্চয় করতে গেলে আসলে আমার মাথায় কোন, কোন বিষয়গুলো রাখা উচিত আ সেগুলো আসলে একেবারে আমি বুঝে উঠতে পারছি না। তো আপনি কি আসলে আমাকে এ বিষয়ে একটু বলতে পারবেন যে ঠিক আমার ১ম পদক্ষেপটা আসলে কী হওয়া উচিত বা আমি কি করলে সঞ্চয়ের যে ক্ষেত্রটা সেটা আসলে আমি আ করতে পারবো ভালোভাবে?
ওহো! বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ওহো! হু, হু। হু, হু। আপনি যেহেতু জানছেনই যে আপনার কোন কাজগুলো করতেই হবে, কোন বিষয়গুলো আপনার কিনতেই হবে, আপনি যেহেতু বাসা পাল্টাচ্ছেন, তো আপনি যদি শুরুতেই যেটা করতে পারেন, আপনি এখন যেই বাসাতে আছে, সেখানে কোনগুলো আসলে অপ্রয়োজনীয়
উম জ্বী। হুম, হুম। উম জ্বী। হ্যাঁ, হ্যাঁ।
ঠিক আছে? কোনগুলো অপ্রয়োজনীয় আর কোনগুলো প্রয়োজনীয় নয় মানে অপ্রয়োজনীয়ই তো প্রয়োজনীয় নয় আসছে আর কোনগুলো আপনার প্রয়োজনীয়। এই ২ টার লিস্ট একটু করে ফেলেন। তাতে করে হবে কি আপনি কোনটা আপনি নিতে পারবেন নতুন বাসাতে হয় না যে আপনি তো নতুন বাসা মানেই যে একদম নতুন করে সেটআপ করা তাতো না। এটা যদি না হয়ে থাকে তাহলে আপনার এই বর্তমান বাসায় যেটা আছে সেখান থেকে যেই জিনিসগুলো আপনি নিতে পারবেন মানে ২য় বার ব্যবহার করতে পারবেন, সেগুলো আপনি নিয়ে যেতে পারেন। আর এখন কিন্তু বেশ কয়েকটা মার্কেট আছে Facebook এ কিছু পেইজ আছে যারা বাই অ্যান্ড সেল করে থাকে। আপনি চাইলে আপনার যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেই গ্রুপ এ কিন্তু আপনি বিক্রি করে দিতে পারছেন বা সেই গ্রুপ থেকে আপনার যে প্রয়োজনীয় দরকারের সেটাও কিন্তু আপনি কিনে নিতে পারছেন। মানে এভাবেও কিন্তু আপনি একটু দেখতে পারেন। আর সঞ্চয়ের বিষয়টা যেহেতু আপনার শুরু করতে চাচ্ছেন আপনার একটা তো মানে মাসিক একটা আ যেটা আছে না যে গড় একটা আয় কিন্তু আপনি একটা ধরে রাখতে পারেন যে আপনার হয়তো এই টাকাটা হয়ই।
হ্যাঁ, হ্যাঁ। উম জ্বী। হুম, হুম। উম জী। হুম। উম না। উম জ্বী। হ্যাঁ, হ্যাঁ। উম জি। হুম, হুম। উম জ্বী। আ হ্যাঁ, হ্যাঁ। উম জ্বী। হু, হুম।
এই এক মাসেও ৫০,০০০ হলে পরের মাসে ০, ৫০০ হলে তো ২ টার অ্যা একটা গর আয়টা বের করে সেটা থেকে কিন্তু আপনি একটা নির্দিষ্ট অংশ, একটা আলাদা জায়গায় যে এটা ধরবেন না, ও আপনার চোখের সামনে থাকবে। এটা একটা করে দেখতে পারেন। আমার মনে হয় এটা আপনার আ মানে সঞ্চয় করার শুরুর দিকে বেশ সাহায্য করবে। আছে না যে, আপনি একটু, একটু করে জমালেন যে প্রতিদিন হয়তো যতই দুনিয়া উল্টে যাক ঝড় বাদল যাই হোক, আপনি নির্দিষ্ট একটা পরিমাণ টাকা আপনি এই বক্সটাতে ফেলবেনই। তাতে করে হবে কি? একটা টাকা কিন্তু জমা শুরু হয়ে যাবে। উ এতে আপনার বেশ কাজে দিতে পারে।
উম, জি। উ হুম। হুম, জি। হু, হুম। হ্যাঁ, হ্যাঁ। উম, জি। হুম। বুঝতে পারছি। উম, জি। হুম। না, আসলে আমি না? এভাবে আ এখনো পর্যন্ত ভেবে দেখিনি যে, আ এভাবেও যে সঞ্চয় করা যায়, সেটা আসলে আমার কাছে একটু নতুনই আ আর ভালো লাগছে এই কারণেই বিষয়টা যে, আপনার আস্তে, আস্তে করে আমি যদি আসলে দেখা গেলো যে, আমার তো আসলে নির্দিষ্ট ইনকাম নেই। তো আমি যদি আ যখনই আসলে আ টাকাটা পাই, ঐ সময়টাতেই যদি আসলে আপনার আ কোনো একটা জায়গায় আ রেখে দেই। আ যেটা আসলে আমার চোখের আড়ালে থাকবে তাহলে আসলে আপনার এই যে খরচের বা সঞ্চয় করতে আ করাটাও আসলে আমার জন্য অনেকটা সহজ একটা ব্যাপার হয়ে যাবে বলেই মনে হচ্ছে। সাথে আ আরেকটা ব্যাপার আসলে এখানে আমার জানতে ইচ্ছে করছিল। সেটা হলো যে আমি না? এই যে আ নতুন চে বাসায় যেয়ে উঠবো, এখানে কি আসলে আমার বিশেষ কিছু মানে, সবকিছু তো আসলে রিপ্লেস করার দরকার নেই। আপনি তো বললেন নেই। তবে আ আমি এই যে পুরাতন জিনিসকে কি আসলে আমার বাসায় প্রায় সবকিছুই আছে যে, আ এগুলো কি আসলে আমি কোনোভাবে নতুন বাসায় নিয়ে যেয়ে, এটাকে আবার ওই যে নতুন করে রং করা বা আপনার ঐ যে আ নতুন করে আসলে পরিষ্কার করে, আ আবারো কি আসলে ওইগুলাই ব্যবহার করলে করতে পারবো, যেটা আসলে আপনার আ কি মনে হয় যে আ এটা কি আসলে আমার জন্য ভালো একটা উপায় হতে পারে? আমি আসলে ঠিক বুঝে উঠতে পারছি না যে আ পুরাতন যে ফার্নিচারগুলো আছে সেগুলোও আসলে একেবারে জীর্ণশীর্ণ না। তো এমন তো অবস্থায় আসলে আমার কি করা উচিত?
উ হুম। হু, হুম। হু, হু। উ হুম। এটাই। আপনি যেটা করতে পারেন আ অনেক ক্ষেত্রে হয় কি? যে, আ এক তো আপনি সরাসরি নিয়ে যাচ্ছেন আপনার নতুন বাসাতে, ঠিক আছে? যেটা আপনি এখন ব ব্যবহার করছেন, সেটা সরাসরি নিয়ে যেতে পারেন যদি সেটা আপনার বাসার সাথে খুব বেশি আ মানে, মনে হয় না যে যেম মিলছে না বা বাসার সবকিছু পরিবেশের সাথে আ হয়তো ছোট বাসায় আপনার এই বাসাটা বড়। হয়তো এটা বড়, ফার্নিচার যার জন্য আপনি ওই বাসায় গেলে ঘর আরো ছোট লাগবে। তো আপনি এইজন্যই বলছি যে, আগে যদি একটু লিস্ট করে নেন যে, আপনার এটা এই বাসায় দরকার হবে, এই বাসায় দরকার হবে না। এভাবে একটা যদি ছোট লিস্ট করে নিতে পারেন। তারপর আরেকটা করতে পারেন একটু মডিফাই করে নেওয়া। যদি দেখেন মানে যাচ্ছে আপনি কম খরচের মধ্যে নতুন করে না কিনে, কম খরচের মধ্যেই কিন্তু সোফাটাকে পুরা রিফর্ম করা যায়। আপনি হয় সেটাতে ফোম লাগিয়ে নতুন করে একটা লুক দিতে পারেন, অথবা আলাদা ঐ যে গদি পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। আবার কিছু হালকা ফার্নিচার আছে, সেগুলোও ব্যবহার করতে পারেন। আর অনেক সময় হয় কি? যে, আ কাস্টমাইজ করা কিছু দোকান আছে। যারা করে কি পুরোনো আসবাবপত্রকে নতুন করে করে দেয়। তাদের সাথেও একটু যোগাযোগ করতে পারেন। তো সেখান থেকে হবে কি? তা একটা আইডিয়া কিন্তু পেয়ে যাবেন। এবং আইডিয়াটা নিয়ে আপনি আপনার এলাকার যদি, হয় না? কাঠ মিস্ত্রি যারা আছেন, তাদেরকে দিয়েও কিন্তু আপনি দেখিয়ে করে নিতে পারেন। এতে করে হবে কি? এই খরচটা কিন্তু অনেকটা কমে যায়।
উম, জি। এ হ্যাঁ। উম, জি। হুম। উম, জি। উ হুম। উম, জি। হুম। উম, জি। উ উম। উম, জি। হ্যাঁ, হ্যাঁ। উম, জি। উ হুম। উম, জি। উম, হুম। হুম, <smacks lips> জি, বুঝতে পারছি।
বোঝাতে পারলাম? তো এভাবে যদি আপনি একটু রি-এরেঞ্জ করে নিতে পারেন, তাহলে মনে হয় আপনার মানে টাকার বিষয়টা অনেকটা সেইভ হবে।
হুম, জি। হুম। না <smacks lips> আসলে আমি এভাবে তো চিন্তা করিনি যে আ আপনার যদি আসলে কোন প্রকার আ সমস্যাও থাকে তো সেক্ষেত্রে আসলে আপনার আ ফার্নিচার এর ক্ষেত্রে যে মিস্ত্রি দিয়ে আবারো নতুন করে ঠিক করে নিলে আসলে আমার আ নতুন পণ্য কেনাও লাগছে না। আর যেহেতু আসলে আপনার আ একটা তো পিকআপ তো আসলে ভাড়া করাই লাগবে। কারণ নতুন বাসায় যখন আসলে আ উম আ যেতে যাব তো ওইখানে তো আসলে আ এখানে শুধু, শুধু মাত্র একটা জিনিস রেখে না যেয়ে বা নষ্ট না করে আপ এটাকে যদি আসলে পুনরায় আরকি একটু মানে নতুন করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে যদি আসলে ব্যবহার করতে পারি। আর সাথেও ওই বাসার মাপ হিসেবে আসলে যদি এগুলাকে আমি আ ঠিকমত আসলে সাজিয়ে গুছিয়ে একটা প্ল্যান করতে পারি। আ তাহলে আসলে মনে হচ্ছে যে, আপনার আ যে খরচের ব্যাপারটা সেটা আসলে তুলনামূলক কমে যাবে। আর এই যে আ বাজেটের ক্ষেত্রে অ নতুন বাসায় তো গেলে তো আপনার নতুন কিছু কেনাই লাগে। তো আ সেক্ষেত্রে আপনার এই যে সঞ্চয়ের যে ক্ষেত্রটা সেটাও আসলে আমার কাছে অনেক ভালো একটা ব্যাপারই মনে হচ্ছে। যে আমি যদি আ ছোট, ছোট করে বা আপনার দেখা গেল বড়, বড় পেমেন্ট আসলে মানে বড় অ্যামাউন্টটাই আসলে যদি আ একটু সরিয়ে রাখতে পারি। তাহলে আসলে ওইটা নিয়ে আমার আ কিছু আ একটা প্রভাব পড়বে না। কারণ আ যেহেতু আসলে আমার এই যে আ ইনকাম এর ব্যাপারটা সেটা আসলে অনেকটাই আরকি অনিস্থিতিশীল। তো আ এখন মনে হচ্ছে যে আমার না এই যে আমি একটু অনেক বেশি রকমেরই আসলে মানসিক চাপের মধ্যেই ছিলাম। তো আপনার সাথে কথা বলার পরবর্তীতে আসলে হালকা বোধ হচ্ছে। কারণ এই বিষয়টা নিয়ে আসলে আমি পরিকল্পনার বিষয়টা নিয়ে না আমি বন্ধু-বান্ধব, তারপরে পরিবার আ তাদের সাথেও আসলে কথা বলতে চেয়েছি। তবে তারা আসলে বলে যে, আ নতুন বাসায় গেলে তাদের যে খরচটা সেটা আসলে আ করাই লাগবে। আবার অনেকে আস কি তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখে। তো আ বলা যায় যে ২ ১ জনের সাথে কথা বলার পরে আমি আসলে আর আ ওই যে অনুপ্রেরণাটা বা ওইযে আত্মবিশ্বাসটা আসলে পাচ্ছিলাম না যে আমি তাদের সাথে আ কীভাবে আর কি কথা বলবো বা তাদের সাথে আসলে আমার কথা বলাটা উচিত হবে কিনা। তো আ আপনার সাথে কথা বলতে পেরে আমার বেশ রকম কিন্তু এখন ভালো লাগছে। মনে হইল যে বোঝাটা আসলে অনেকটা মাথা থেকে কমে গেল আরকি। আর চিন্তাভাবনাটাও আসলে অনেকটা হালকা বোধ মনে হচ্ছে। তো <smacks lips> আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য।
হ্যাঁ, হ্যাঁ। ঠিক ওটাই। হুম, হুম। একদম। সেটাই। একদম, একদম। হুম, হুম। হুম, হুম। আপনাকেও অনেক ধন্যবাদ। ওই যে আপনি শুধু দেখবেন যে কোনটা আপনার দরকার কোনটা আপনার দরকার না। এই লিস্টটা করবেন আর যদি সঞ্চয়ের ক্ষেত্রেও সেটা একটু আগে থেকেই যদি একটু সরিয়ে রাখেন এবং আরেকটা করতে পারেন যে একটা ক্যালেন্ডারের মতো তৈরি করলেন। সেখানে প্রতি তারিখে একটা অ্যামাউন্ট যদি স্থির রাখেন স্থির রাখলেও ওই অ্যামাউন্টটা দিলেও কিন্তু আপনার সঞ্চয় হবে। খুব ভালো লাগলো আপনার এই যে আমি কথাগুলো বললাম, ধন্যবাদ।
হুম, জি। আ হ্যাঁ। হুম, জি। হুম।